আমি না আসলে বেশ সমস্যায় আছি। মানে আমি আ বেশ ঋণগ্রস্ত আসলে হয়ে পড়ছি। মানে আমি বুঝে উঠতে পারছি না এটা থেকে আসলে কিভাবে বের হবো। দিন, দিন আসলে বোঝাটা এতটাই ভারী হচ্ছে মানে মনে হচ্ছে যে বুকের উপর কিছু একটা চাপা দিচ্ছে তো বেশ দুশ্চিন্তা হয়। মানে বলতে পারেন যে এটা নিয়ে আসলে বেরোতে পারছি না। কি করবো বুঝে উঠতে পারছি না।
জি। বা আসলে আপনার কথা শুনে না বুঝায় যাচ্ছে যে আপনি খুবই আসলে চিন্তিত এবং আম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনি বিস্তারিতভাবে কি বলবেন আপনি কী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন বা কী সমস্যাটা আসলে আপনার সাথে হচ্ছে?
আসলে আমি হচ্ছে মানে বলতে পারেন লোভে পড়ে বা না বুঝেই বেশ কিছু আসলে offer দেখে, দেখে আসলে credit card নিয়ে ফেলেছি। ব্যাংকের ওই offer, সেই offer দেখে আসলে ১ম এ একটা credit card নিয়েছি। তো নেওয়ার পরে যেইটা হলো যে আমার তো ও মানে আয়ের থেকে বেশি আসলে আমি খরচ করে ফেলতাম। মানে যখন যেটা ভাল লাগছে, তখন তো বেশ মনে চাইলে একটা বড় TV আসলে কিনে নিয়ে আসছি আমার বাসায় TV আছে। বা হচ্ছে আমার আ উম computer আছে আমি computer-টা নতুন করে তৈরি করছি। কারণ ওই যে আমি তো আসলে তখন আমার টাকা ব্যবহার করছি না। কিন্তু যখন দিন শেষে আসলে দেখছি যে মাস শেষে একটা বড় ঋণের আসলে একটা বিষয় চলে আসছে যে আমি এত টাকা আসলে কোত্থেকে দিব? সেই টাকাটা পরিশোধ না করলে আবার উম বলতে পারেন যে বড় একটা penalty আসতেছে। তো এই যে চিন্তাটা বুঝছেন? তখন হচ্ছে আবার কিন্তু আসলে নতুন একটা credit card নিচ্ছি, ওইটার টাকা এইটা দিয়ে শোধ করছি। তো দিন শেষে কিন্তু ওই যে শোধ কিন্তু আর আসলে হচ্ছে না। তো দিন, দিন আসলে এই জিনিসটা বাড়তেই আছে। মানে এটা থেকে আসলে কিভাবে বের হবো বুঝছি না?
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। নাহ, আসলে এটা খুবই দুঃখজনক বিষয় এবং আপ আপনি যেভাবে আসলে চিন্তা করছেন আ এভাবে আসলে চিন্তা করাটাও না খুবই বেশ স্বাভাবিক এবং দুঃখজনক আসলে। আ তবে এক্ষেত্রে যেটা কথা হচ্ছে যে অ্যা আপনি যে এ আ নিজেকে গুটিয়ে না নিয়ে বরং যে কথাটা আসলে বলে ফেলছেন, এটা না খুব সাহসের বিষয়। এবং আপনি আপনাকে আসলে একটা বিষয় জানারও আছে যে আপনি অ্যা কত টাকা আসলে একটু আপ ধার নিয়েছেন এটা কি বলবেন? বা ক কবে থেকে আসলে এই ধারটা নিয়েছেন বা এই টাকাটা কি আসলে বাড়ছে দিনকে দিন?
জি। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে তো আসলে বললামই। আসলে যেটা হচ্ছে যে আপনার ১ম এ যে বললাম না যে মুন আমার হচ্ছে মাসিক আয় ধরুন আ ৳১,০০,০০০ টাকা। কিন্তু হচ্ছে আমার সব মিলায়া মাসিক খরচ হয়ে যাচ্ছে যে সাংসারিক বিষয়ে চলে যাচ্ছে প্রায় ৳৮০,০০০ র মতো। তো আমার কাছে আসলে ওই যে extra ৳২০,০০০ থাকতেছে। তো আমার যেটা হচ্ছে আমি কি মনে করে ওই যে offer দেখে যে credit card আমার bank থেকে আসলে বলা যায় যে যেহেতু আসলে ওই যে টাকাটা ঢুকতো, তারা আসছে আ আমাকে আপনার ৳৫,০০,০০০ limit এর একটা credit card আসলে দিয়ে দিয়েছে। মানে offer করেছে এবং আমি সেটা আসলে অ্যা লুফে নিয়েছি যে বাহ! ভালো তো আমি আসলে চাইলেই ৳৫,০০,০০০ আসলে খরচ করতে পারবো। তো তখন আসলে ওইটা ব্যবহার করতে গিয়ে আপনার হচ্ছে আ তো তখন তো বেশ ভালোভাবে ব্যবহার করতে পারছি। কিন্তু যখন আসলে আপনার প্রায় ১ম দিকে ৳২,০০,০০০ আসলে করে ফেললাম। তো এখন তো আমি আসলে ৳২০,০০০ দিয়ে তো ওই টাকাটা আসলে আর দিতে পারছি না।
হুম, হুম। আচ্ছা। উম জি। আচ্ছা। জি।
তো এর ফলে যেটা হচ্ছে যে আমি যখন মাস শেষে দেখলাম যে আমার bill এসেছে ৳২,০০,০০০ এবং আমি আসলে সেই টাকাটা আসলে শোধ করতে পারবো না। এবং যার জন্য কি করলাম? আমি হচ্ছে অন্য একটা bank একটা check credit card নিলাম। তো তারা হচ্ছে আবার limit দিলো। তো ওই টাকাটা এনে আসলে এখানকার bill টা দিলাম। তো এইভাবে আসলে cycle টা চলতেই আছে, এইটার charge আসলে দিয়েই যাচ্ছি। টাকা কিন্তু দিন শেষে আসলে পরিশোধও হচ্ছে না। দিন, দিন আসলে ওই amount ও আসলে বাড়ছে যে আমার এখন ওই যে extra খরচ করার যে বিষয়টা, সেটাও আসলে কমাতে পারছি না। মানে আমি না উম বলতে পারেন যে বেশ বলা যায় যে একটা উম মা মায়াজালে আসলে আটকে যাচ্ছি। আমি আসলে আ বের হওয়ার জায়গা পাচ্ছি না।
জি। আচ্ছা। উম জি। না মানে আ এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আপনি এখন যে পরিস্থিতিতে আছেন এটা না একটা অনিশ্চয়তার দিকে কিন্তু আপনাকে ঠেলে দিচ্ছে। এবং এখানে যেকোনো মানুষই যদি আপনার জায়গায় থাকতো তাহলে এই পরিস্থিতিতে কিন্তু সে আসলে পড়তো এবং তার এক ধরনের মানসিক চাপ বা অন্যান্য যে বিষয়গুলা রয়েছে এগুলা কিন্তু তার সাথে হতো এবং আপনার সাথে যেটা হচ্ছে এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে আ এক্ষেত্রে যদি আপনাকে মানে একটা বিষয় আসলে জিজ্ঞেস করি যে আপনি যে আ মানে এতগুলো আসলে ব্যা দা মানে ধার নিয়েছেন বা কার্ডের উ আ যেই বিষয়গুলা রয়েছে আপনার সেটা সেটা থেকে আসলে আ মু দিনকে দিন সুদের হারটা কি বেড়ে যাচ্ছে? এরকম হচ্ছে আপনার সাথে? অথবা আপনি কি চেষ্টা করে দেখেছেন যে আ আপনি কারো থেকে আসলে আপাতত একটু ধার নিয়ে এই টাকাটা শোধ করার এবং পরবর্তীতে আপনি হচ্ছে গিয়ে একটা বাজেট নিয়ে চলাফেরা করার বা আপনি আস্তে, আস্তে, কিছু টাকা বা আয় করে সেই টাকাটা আবার আপনি যার থেকে ধার নিয়েছেন তাকে দিয়ে দেওয়ার। যদি না যদি কিনা আসলে আপনার এই সুদের হারটা মানে দিনকে দিন আ না বাড়ে এটা কি আপনার ক্ষেত্রে মানে সাহায্য করবে? এসব কি কখনো চিন্তা করেছেন?
হুম, হুম। ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আসলে আপনি যেটা বললেন না সেটা আসলে দিনকে দিন তো এই যে বাড়তেছে। তো সেটা তো অবশ্যই এবং আমি না আসলে বুঝে উঠতে পারতেছি না। কিভাবে আসলে budget টা আমি ঠিক করবো। কোথায় আসলে খরচটা কমিয়ে আপনার হচ্ছে যে নির্দিষ্ট যে credit card গুলো দেয়ার খরচ না করে সেগুলোর টাকাটা আসলে কমানোর চিন্তাভাবনা করতেছি। যে আসলে এইটা দিন, দিন এতটাই আসলে মানসিক আসলে একটা যন্ত্রণা। বা বলতে পারেন মানসিক চাপ বা শারীরিকভাবেও বেশ অসুস্থ হয়ে পড়ছি। এই যে চিন্তা করতে, করতে টাকার চিন্তায়। তো আমিও না আসলে চাচ্ছি যে আসলে এবং আপনি আ এইভাবে তো আসলে চিন্তা করে দেখিনি। যে আসলে কারো কাছ থেকে টাকা নিয়ে। তো আমি না আসলে বুঝে উঠতে পারছি না। কোথায় আসলে কি পরিমাণ টাকা আসলে আমাকে দিতে হবে। বা এই মুহূর্তে আসলে কেউ তো হয়তো আমাকে টাকা দিতেও চাইবে না। এমনিতেই তো ঋণগ্রস্ত আছি। তো ও এইটাকে আসলে চিন্তা করে আসলে আ কিভাবে আমি আসলে করবো? মানে বুঝে উঠতে পারছি না যে কিভাবে আসলে একটা budget ঠিক করা যায় বা আ মানে আপনি কি আসলে আমাকে একটু বলবেন? যে কিভাবে আসলে payment এর অগ্রাধিকারটা করতে পারি? বা মাসিক একটা খরচ কিভাবে আসলে কমিয়ে আনতে পারি? যাতে আসলে যত দ্রুত সম্ভব আসলে এই যে credit card এর ধারটা আসলে আমি কমাতে পারি।
হুম। যন্ত্রনা হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। জি। আচ্ছা। হুম, হুম। জি। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই দেখুন, এখন আ আপনি যেটা করতে পারেন, সবার আগে আপনি আপনার যেই আ মাসিক বাজেটটা রয়েছে, হ্যাঁ? ইয়ে এক একটা বাজেট বানাতে পারেন। কারণ হচ্ছে গিয়ে দেখেন, আপনি যখন একটা বাজেট বানাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু দুটো জিনিস আসলে মাথায় রাখবেন। একটা হচ্ছে গিয়ে, আপনি আপনার বাজেটটাকে দু'ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে গিয়ে আপনার নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য বাজেট, আরেকটা হচ্ছে গিয়ে আপনার অতিরিক্ত যে খরচটা সেটার জন্য বাজেট, হ্যাঁ? তো, এরপরে হচ্ছে গিয়ে আপনি সেই বাজেটটাকে ৩০ আ স মানে ৫০, ৩০ আর হচ্ছে গিয়ে আপনি ২০ এ ভাগ করে নেবেন। সেক্ষেত্রে ৫০ হচ্ছে আপনার নিত্যপ্রয়োজনীয় খরচের জন্য বাজেটটা আসলে ব্যয় করবেন। এরপরে ৩০% হচ্ছে গিয়ে আপনার অতিরিক্ত যেই আ মানে খরচ রয়েছে বা বিনোদনের জন্য যে খরচ রয়েছে সেইটার জন্য আপনি বাজেটটা করবেন। আর ২০% হচ্ছে গিয়ে আপনি অ্যা একটা যে টাকা আ আপনার জমানো দরকার বা সঞ্চয় করা দরকার সেই জন্য আসলে আপনি অ্যা ওই টাকাটা রেখে দিবেন। তো এখন আপনাকে এটা আসলে কিভাবে help করতে পারে? সেটা হচ্ছে গিয়ে যে, আপনি দেখেন বিনোদনের জন্য ৩০% রাখলেন আর ২০% আপনি জম জমিয়ে রাখলেন। তো এখন আপনার যেই সুদের টাকাটা মানে দিন, দিন বাড়ছে বা সুদটা আসলে আপনার আ যে ঋণটা নিয়েছেন এটা তো আর আপনাকে জম মানে দিতে হবে না হলে তো দিনকে দিন আসলে বেড়ে যাবে এবং আপনি আরও সুদ নিবেন। তো সেইটা কো মানে বন্ধ করার জন্য আপনি যেটা করতে পারেন যে, আপনার ওই যে ৫০% আপনি আলাদা করে রেখেছিলেন আ মানে বিনোদন আর আব সঞ্চয় সেইটা আপনি ওই সুদের টাকাটাকে আসলে ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দিবেন আস্তে, আস্তে তাহলে হবে কি, খুব সহজেই আপনার আসলে আ টাকাটা মানে আ শোধ করা হয়ে যাবে।
হুম। ও আচ্ছা। ঠিক আছে। ওকে। বুঝতে পেরেছি। ওকে। হ্যাঁ, এটাই। হুম, বুঝতে পেরেছি।
জি, এভাবে একটু করে দেখতে পারেন।
আচ্ছা। ঠিক আছে। আমি আসলে চেষ্টা করে দেখবো। তবে আমি আসলে না, এই যে আপনি বলছেন যে আসলে করে দেখা উচিত। বা আমিও না মাঝেমধ্যে এটা নিয়ে চিন্তা করি যে এভাবে আসলে কমাতে হবে। কিন্তু ঐ যে বাজারে গেলে না আসলে হয়ে ওঠে না। তো এক্ষেত্রে যেটা হয় যে আমি চেষ্টা করি যে একটু কমিয়ে ফেলি, আ আমার একটু খরচটা বেশি হয়ে যাচ্ছে বা বলা যায় যাচ্ছে এইটা না কেনা। তো এক্ষেত্রে আসলে কি কোনো পদ্ধতি বলবেন যে আসলে আমি কিভাবে নিজেকে আসলে আ এইটা থেকে ই বের করে আনতে পারি? বা মানে এটার জন্য কি আসলে কোনো professional পরামর্শ বা কোনো মানে যে credit নিয়ে যারা আসলে কাজ করেন, তাদের সাথে কি আসলে আমার কথা বলা উচিত?
জি। হ্যাঁ, অবশ্যই। দেখেন, আ বা আপনি আসলে যে পরিমাণে চিন্তা করছেন, হ্যাঁ? এটা কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে কি, আপনার এই টে এই মানে টাকাটা ধার নিয়ে চিন্তা করছেন এরকম না। এটা কিন্তু একসময় আসলে আপনার মানসিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। কিভাবে? আপনি হতে পারে যে আপনি আ সামনে আসলে কি করবেন, কি ধরনের কাজ করবেন আ অথবা আপনি আসলে সামনে কিভাবে টাকা আরও বেশি আয় করবেন, এগুলা ভাবা নিয়ে কিন্তু আপনাকে এক ধরনের বাধা তৈরি করবে। এবং বুঝাই যাচ্ছে যে হ্যাঁ, বুঝাই যাচ্ছে যে আপনি অতিরিক্ত মানসিক চাপ দিয়ে যাচ্ছেন এবং এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে এখানে সব থেকে একটা চালাকি ভূমিকা আপনি পালন করতে পারেন যে <swallows> এই মানসিক চাপটাকে আসলে আপনি কিভাবে এক ধরনের শক্তিতে রূপান্তর করতে পারেন, হ্যাঁ? আপনি যখন নিজের সাথে নিজে চিন্তা করবেন যে না এই মানসিক চাপটা তো আসলে আপনার নিজেরই তৈরি। কারণ আপনি নিজেই আসলে কোনো একটা হয়তো হতে পারে মানুষ হিসেবে ভুল হয়েছে যে কারণে আপনি আ অতিরিক্ত সুদের যেই বিষয়টাতে আপনি লিপ্ত হয়ে গেলেন অথবা আপনি ঋণের অ্যা বিষয়ে লিপ্ত হয়ে গেলেন। তবে এটা কিন্তু অবশ্যই আ সমাধান রয়েছে। সমাধানটা আসলে আপনি এভাবে করতে পারেন। যে <smacks lips> আপনি হচ্ছে গিয়ে আ এখন যেহেতু আসলে ব্য বেশি একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, আপনি অ্যা পারছেন না আপনার বাজেটটাকে ঠিক করে রাখতে বা আ খরচ করে ফেলছেন। তখন আপনি ব্য যেরকম বললেন যে কোনো ধরনের counselor বা বিশেষজ্ঞর সাথে কথা বলবেন কিনা? হ্যাঁ। এখনকার সময়ে কিন্তু অনেক বিশেষজ্ঞ রয়েছে আপনাকে এই বিষয়ে সাহায্য করার জন্য। আ ধরেন আপনার <smacks lips> বাজেটটা কিভাবে করবেন বা কি, কি বিষয়ে আপনার মেনে চলতে হবে? তো ও ওনাদের কাছে গেলে না আপনি খুবই ভালো একটা পরামর্শ পাবেন। তখন কিন্তু দেখবেন কি, হতে পারে যে সেও আপনাকে কোনো না কোনভাবে আলাদা করে সাহায্য করছে। যদি কিনা সে বুঝে যে আপনি একদম আটকিয়ে গিয়েছেন। তো এরকম কিন্তু করে দেখতে পারেন।
একদম। হুম, মানসিক চাপ আসলে। Ok. আচ্ছা। না, একদম ঠিক বলেছেন। বুঝতে পেরেছি। হুম, হুম। ঠিক আছে। বুঝতে পেরেছি। আচ্ছা। আমি আসলে অবশ্যই চেষ্টা করে দেখবো। মানে আমি আসলে কি করবো বুঝে উঠতে পারছিলাম না। কাকে আসলে বলবো এবং সেটা নিয়ে কিন্তু বেশ চিন্তিত ছিলাম। যেহেতু আসলে আপনি একটা পদ্ধতির কথা আসলে বললেন, অবশ্যই আসলে আমি একটু চেষ্টা করে দেখবো। তবে অ্যা এইটা নিয়ে একটু চিন্তিত আসলে আমি। আ আদৌ আসলে উঠতে পারবো কিনা? মানে আমি নিজের উপর নিজেই আসলে ভরসাটা পাচ্ছি না।
জি। হুম, হুম। আচ্ছা, না এইটা আ মানে আপনার তখন আসলে ভরসাটা পেতে হবে। কেন? কারণ আপনি যে এতদূর পর্যন্ত চিন্তা করেছেন, হ্যাঁ? সর্বশেষ যে আপনি মানে বিশেষজ্ঞের কাছে যাবেন এটাও ভেবে ফেলেছেন। এইটা কিন্তু আপনাকে আসলেই আপনার যে সমস্যাটা এটা সমাধান করতে অনেক সাহায্য করবে। এবং দেখেন আসলে আপনার আ মানে মানসিকভাবে কিন্তু আপনি এখনো অনেক শক্ত আছেন দেখেই এত কিছু ভাবতে পারছেন, একদম ভেঙে পড়েননি। এটা কিন্তু আপনার জন্য খুব দারুণভাবে আসলে সাহায্য করবে বলে মনে হচ্ছে। আর আপ আপনি আসলে যদি আমার এই বিষয়গুলো চেষ্টা করে দেখেন যেগুলা আপনাকে বললাম, এইগুলা কিন্তু আপনাকে আসলে আ অনেক ক্ষেত্রে সাহায্য করবে।
আচ্ছা। ঠিক আছে। আসলে আপনার কথাটা বুঝতে পেরেছি এবং আ আপনি এত সুন্দর করে আসলে বললেন। এবং আমি কিন্তু নিজের মধ্যেও আসলে একটা আত্মবিশ্বাস পাচ্ছি যে আসলে কিভাবে বিষয়টা থেকে আসলে বের হতে পারবো। এবং আ আশা হ্যাঁ, করতে পারছি যে আসলে হয়তো বের হতে পারবো। তো উপদেশগুলো দেওয়ার জন্য আসলে ধন্যবাদ আপনাকে।
জি। জি, আপনার জন্য অনেক শুভকামনা। আশা করছি আপনি এর থেকে বের হয়ে আসতে পারবেন। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।